না, গ্রামের কৃষকরা আসলে তাদের যে ভ্যালুটা পাওয়ার কথা তাদের ফসলের জন্য, সেই ভ্যালুটা তারা কখনোই পায় না। এরকম না? যে মাঝে, মাঝে পায় না, তারা আসলে কখনোই পায় না। এটা হচ্ছে এ মানে অ্যা চূড়ান্ত বাস্তব আরকি। হ্যাঁ, এটা হচ্ছে নির্মম বাস্তব। দেখা যায় যে, যে একটা ফসল অ্যা ৳৫ টাকায় বিক্রি হয় যেমন ফুলকপি, হ্যাঁ? ফুলকপি এখন হচ্ছে বাজার থেকে কিনতে গেলে যারা বিক্রি করে, তারা হচ্ছে কেজি হিসাবে বিক্রি করে। যে ১ কেজি ফুলকপি হয়তো ৳৭০ টাকা বা ৳৮০ টাকা হ্যাঁ, আর তারা যখন কিনে নিয়ে আসে, এ হ যারা বিক্রি করতেছে, তারা যখন কৃষকের কাছ থেকে কিনে নিয়ে আসে, তারা হয়তো ৳১০ টাকা পিস, অনেক সময় ৳৫ টাকা পিস বা ৳১৫ টাকা পিস, এরকম কিনে নিয়ে আসে হ্যাঁ। তো তারা কিনতেছে এ ২ টা ধরেন, ২ টা ছোট সাইজের ফুলকপিতে এক ১ কেজি হয়ে যায়। তো তারা ২ টা ফুলকপি কিনতেছে হচ্ছে ৳১০ টাকা, ৳১৫ টাকা বা ৳২০ টাকা দিয়ে। এবং তারা বিক্রি করছে সেতা সেটা ৳৭০-৳৮০ তো এইখানে সবচেয়ে বেশি চাষও কিন্তু করতেছে যে বা সবচেয়ে বেশি শ্রমও দিচ্ছে চাষী। সে ২ মাস ৩ মাস সময় নিয়ে হ্যাঁ, ৩ মাস সময় নিয়ে সে এই ফসলটা উৎপাদন করতেছে, একদম বীজ থেকে। সে ৩ মাস সেটার পেছনে টাকা দিয়ে ইনভেস্ট দিয়ে, ১ টা ১ টা ফুলকপিতে হয়তো সে ৳২ টাকা ৳৩ টাকা বা ৳৫ টাকা লাভ করতেছে কৃষক, হ্যাঁ। ৳৫ টাকা লাভ করতেছে, সব বাদ দিলে। আর সেখানে যারা হচ্ছে মধ্যসত্বভোগী বা যারা হচ্ছে ব্যবসায়ী, তারা দেখা যাচ্ছে যে জাস্ট হচ্ছে আ ১ দিন বা ২ দিন ফুলকপিটা আগে কিনে সেটা স্টোর করে, একদিনই হচ্ছে একটা ফুলকপিতে তারা হয়তো ৳১৫ টাকা বা ৳২০ টাকা লাভ করতেছে। তো এটা আসলে মানে <snorts> ব্যালেন্স নাই জায়গাটাতে, ব্যালেন্স নাই। তো আমার মনে হয় যে, এই জায়গায় একটু মনিটর করা উচিত যাতে হচ্ছে যারা বেশি পরিশ্রম করে, তারা যাতে অন্তত একটা মানে অন্তত গ্রহণযোগ্য একটা দাম বা মূল্য সেটা পায় আরকি।
পাওয়ার কথা। পায় না। হ্যাঁ। চূড়ান্ত বাস্তব। আচ্ছা। হু, হু। জি। আচ্ছা। হু, হু। ১ কেজি ফুলকপি। হ্যাঁ। পিডায় নিয়া আসে। হ্যাঁ, ৳৫ টাকা পিস। হুম, হুম। ১ কেজি হয়ে যায়। বেচতেছে ৳৭০ টাকা। ৳৮০ টাকা। হ্যাঁ। চাষী বা কৃষকরা, হ্যাঁ। ৳২ টাকা, ৳৩ টাকা। হুম। আচ্ছা। ব্যবসায়ী। হু, হু। লাভ করে ফেলতেছে। <chuckles> মনিটর করা উচিত। হ্যাঁ, হ্যাঁ। সুবিধাটা পায়, দাম পায়। নাহ, মানে আপনি বেশ ভালোভাবে আসলে বললেন যে, কৃষকদের জীবনের কথা এবং ঋতুর ভিত্তিতে আসলে কখন, কৃষক কোন ফসল আসলে ফলায় এবং কিভাবে তার জমিটা চাষ করে। এবং অ শেষে আসলে এটাও বললেন যে, কৃষকদের মানে দামের বিষয়টা যে তারা যে কম দাম পাচ্ছে এবং তাদেরকে বেশি দাম যে দেওয়া উচিত। তো এতকিছু শুনে না, অনেক ভালোই লাগলো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ।